হ্যাঁ, আমি আমার দিনগুলো যদি বলি, ঘুম থেকে ওঠার সাথে, সাথে অবশ্যই আমার আ যে আমার বাবার বিজনেস আছে ওখানে গিয়ে আগে একটু সময় দিই। আ সময় দেওয়ার পরে, আবার আমার নিজের পার্সোনাল লাইফ এ আমার পি পড়াশোনায় আমি রিসার্চ বেইসড কাজ করে থাকি। যার কারণে আপনা আমার প্রতিদিনের একটা রুটিন হচ্ছে এই খাওয়া-দাওয়া করেই, এই তারপর হচ্ছে ল্যাপটপ নিয়ে বসে যেতে হয়। বিভিন্ন বিষয় নিয়ে আমার যে রিসার্চ-এর কাজগুলা, ওগুলা নিয়ে ঘাটাঘাটি করতে হয়। এভাবে করতে, করতে মোটামুটি একটা সারাটা দিন চলে যায়। তো আবার পাশাপাশি এই ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করার জন্য অবশ্যই, অবশ্যই যখনই সুযোগ পাই আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। সেটা খাবার টাইম-এ হোক বা বিকালবেলা হোক বা সন্ধ্যার নাস্তার টাইম-এ হোক, এভাবে করেই মোটামুটি অনেকটা ব্যালান্স করি।
আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আথা। আচ্ছা। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। না অনেকেই, অনেকেই আছে এরকম, অনেকেই আছে এরকম যে, দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরেই, আ কিছুটা সময় পরিবারের সাথে কাটানোর চেষ্টা করে। আ যেমন আপনি বললেন যে, ঘুম থেকে উঠেই আপনি হচ্ছে, ব্যবসা দেখাশোনার কাজে চলে যেতে হয়। তো এরকম করলে কি ভালো হয় না একটু? যে, আপনি যখন উঠেন তার থেকে যদি একটু আগে উঠে হয়তো সকালবেলায় আ সকালের নাস্তাটা পরিবারের সাথে করলে, এটা আরেকটু হয়তো আ মানে ভালো সময় কাটবে সবার সাথে বা দেখা যায় যে, সকালে যদি একটু নাস্তা করার পরে সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে একটু চা খাওয়া হয়, আ সেটাতে হয়তো পরিবারের সম্পর্কটা আরও জোরদার হবে। এ কি মনে হয় আপনার এটা কি আসলে করলে, ভালো হয় কিনা?
জি। জি। জি, জি। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই এটা সঠিক। অবশ্যই এটা সঠিক কথা। যে হ্যাঁ, বা ব পরিবারকে অবশ্যই কর্মজীবন যেরকম প্রয়োজন পরিবারকে সময় দেওয়ার ঠিক সমগুরুত্ব আছে তাই অবশ্যই উচিত। হ্যাঁ, আমি চেষ্টা করি যখনই সুযোগ পাই যে, সকালবেলা উঠে অ্যা যদি সুযোগ পাই নাস্তা করি, আমার বাবা-মার সাথে আমি কথা বলি, আমার ভাই-বোনের সাথে আমি কথা বলি। কথা বলে প্রত্যেকদিনে কী করতে পারি আমরা, সারাটা দিন কিভাবে যেতে পারি, ওগুলা নিয়ে আলোচনাও হয়। এভাবে করেই মোটামুটি সকালবেলাটা দেওয়ার টাইমটা যতটুক সম্ভব, দেওয়ার চেষ্টা করে থাকি।
হুম আথা। হুম। হুম।